হ্যালো, হ্যালো, হ্যালো। আম কেমন আছেন আপনি?
হ্যালো। জ্বী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন?
জ্বী, আলহামদুলিল্লাহ ভালো। তো আম আমার একটা কো কোয়েশশান ছিল আপনার কাছে আরকি যে আজকে যে আমার কোয়েশশানটা হলো যে আপনার আরকি জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আপনি মানে কি পেয়েছিলেন? ওই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম আজকে। মানে আপনি যদি বলতেন।
জি, জি। আসলেই ছোটবেলা থেকে তো দেখা যায় আমরা অনেক ধরনের moral ethics শিক্ষা অনেক কিছু দিয়ে বড় হই। তো আমার মনে হয় যে আমি বড় হওয়ার পর আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা experience থেকে যেটা হয়েছিল হচ্ছে কখনো কাউকে ক কষ্ট দিতে হয় না। কখনো মিথ্যা বলতে হয় না, কখনো কারো মন ভাঙতে হয় না। কারণ দেখা যায় আপনি যখন মিথ্যা বলছেন, আপনি কারো মন ভাঙছেন।
জ্বি, জ্বি। জি, জি। জ্বী, জ্বী। জ্বী। জ্বি।
আ কারণ মানে আপনার কাছের মানুষ হোক বা যেটাই হোক জ্বী, জ্বী।
কারণ দেখা যায় জী। জী, জী।